জি, অবশ্যই। এইক্ষেত্রে না আপনি যেটি করতে পারেন, একদমই সহজভাবে আপনি একটা বাজেট তৈরি কিন্তু করতে পারেন। আ যেরকম হচ্ছে, আপনি যে আ একদমই নেসেসারি যে খরচ গুলা আছে, সেটি আসলে আপনি যখন আপনার মাসিক খরচটা তৈরি করবেন, আ সেক্ষেত্রে কিন্তু করে ফেলতে পারছেন। যেরকম আপনার বাসা ভাড়া যদি থেকে থাকে, সেখানে আ খাবার-দাবারের খরচ, মেডিকেল খরচ, বাচ্চা-কাচ্চা থাকলে তাদের যে খরচ কিংবা আনুষঙ্গিক যে খরচগুলো আসে, যেগুলোকে কখনোই আপনি আসলে এভয়েড করতে পারবেন না। এখানে একটা লিস্ট করে ফেলতে পারেন। এর পরবর্তীতে আপনি আসলে আপনার সেভিংস এর জন্য একটা অ্যামাউন্টে টাকা রেখে দিতে পারেন। এরপর আপনি আ দেখতে পারেন যে আসলে আপনার কাছে কতটুকু টাকা অবশিষ্ট আছে। এই অনুযায়ী কিন্তু আপনি চাইলেই যে, আপনি কিন্তু এর পরবর্তীতে গিফট টা কিভাবে দিচ্ছেন, কিংবা সেটা দিতে পারেন, সেটি নিয়ে আ আ একটা চিন্তা করতে পারেন। আর গিফট দেওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু criteria জি আসলে criteria তৈরি করতে পারেন। যেরকম হচ্ছে, যদি একদমই আপনি যেটি বললেন, আসলে আপনার ভাইয়ের বিয়ে। সেইক্ষেত্রে কিন্তু আসলে অ্যা যেটি হয় যে, সামাজিকভাবে আমাদের একটা দায়বদ্ধতা থাকে। কিংবা আসলে আ পরিবার থেকে আ ভাই বোনদের মধ্যে আলাদা ধরনের একটি আসলে থা দেওয়া-নেওয়ার একটা ব্যাপার তো থাকে। সেটি ছাড়া উম আসলে যদি সেটি হয় আপনার প্রতিবেশী কিংবা আসলে অফিস কলিগ, কিংবা আসলে একটু দূর সম্পর্কে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার criteria গুলো একটু অন্যরকম করতে পারেন। সম্পর্কটা বুঝে, সম্পর্কের দূরত্বটা বুঝে, তখন কিন্তু আপনি আপনার গিফট এর যে তালিকাটা আছে, সেটি করতে পারেন। এইভাবে কি কখনো চিন্তা করেছেন?
জি, জি। আচ্ছা, আচ্ছা। হুম, হু। জি, জি। না, এটা কিন্তু সুন্দর বলেছেন আপনি। হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। না, এটা কিন্তু খুব সুন্দর একটা পরামর্শ দিলেন। কারণ দেখা যায় যে কাছের মানুষের ক্ষেত্রে, বা যারা একেবারে রক্তের সম্পর্কীয়, তাদেরকে আসলে বেশি গিফট বা ভালো মানের কিছু একটা দেওয়া যেতেই পারে। কারণ হয়তো বা সেখানে গিয়ে হয়তো বা এটা নিয়ে analysis হবে যে কে কি দিলো। তাই না? কারণ এটা তো আসলে নিজের। কিন্তু দেখা যায় যে, মানে যেটা আমার বেশি দূরের সম্পর্কের, সেখানে আমার মনে হয় যে আপনি যেটা বললেন, যে অল্প যদি আমার বাজেটের মধ্যে আসলে আমি জিনিসগুলো পার করতে পারি, সেটা আমার নিজের জন্য ভালো হবে। তো এটাই ভাবতেছিলাম। পাশাপাশি দেখা যায় যে, মানে আমি কি সব অনুষ্ঠানে বা সব দাওয়াতেই যাব? মানে এই ব্যাপারটা আসলে কি করা যায় বলেন তো? মানে সব বাজেটেই কি, আম মানে যেকোন দাওয়াতেই কি আমি অ্যাটেন্ড হব? নাকি মানে আ মাঝে, মাঝে কিছু দাওয়াত থেকে আমি আসলে একটু মানে বিভিন্ন অজুহাতে আরকি দূরে থাকার চেষ্টা করব?
হু, হু।